হ্যালো।
হ্যালো আপু কেমন আছেন?
এই তো ভাল আছি। প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টি হল এক পশলা। খুবই একটা স্বস্তি অনুভব করছি। তা আপনার কী খবর? আপনি কেমন আছেন?
হুম। আচ্ছা। আম আমারও বেশ কর্মব্যস্ত একটা দিন গেল। আ আবার পরীক্ষা আসছে সামনে, সে নিয়ে যে একটু ব্যস্ত আছি তা বলতেই পারি। এছাড়া বৃষ্টির কথা বলছিলেন; এখানেও কিন্তু কিছুক্ষণ আগে আ বেশ সুন্দর একটা বৃষ্টি হয়ে গেল। কিন্তু তাতে যে আসল কাজটা মানে, এই যে ভ্যাপসা একটা গরম পড়েছে; এই গরম যে আদৌ কমেছে, সেটা আসলে আমি বলতে পারব না। যে গরমের, সে গরমটা আসলে থেকেই যায়। তো আজকে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম যে, বিভিন্ন ধরনের খাবার কিন্তু আমাদের মনে বিভিন্ন ধরনের স্মৃতি জাগায়। যে স্মৃতিগুলো পরবর্তীতে হয়তো আ সেই স্থানে আবার যখন আমরা যাই বা সেই খাবারটা যখন আমরা খাই, সেই জিনিসগুলোই আমাদের মনে করিয়ে দেয়। তো আমি যদি আপনাকে আ জিজ্ঞেস করতাম যে, "কোন খাবার আপনার শৈশবের ঝলক তুলে তুলে ধরে বা সেটা আপনার জীবনের সাথে কীভাবে জড়িত?" সেটা যদি একটু বলতেন।
হুম। আচ্ছা। আচ্ছা। হুম। <chuckles> হুম, জি। হুম। আন জি। হুম। আ জি। আম যদি বিশেষ স্মৃতির কথা বলি, তাহলে হয়তো খুব হাস্যকর শোনাবে। কিন্তু সেই খাবারটার সাথে আসলে আমার খুব অনেক স্মৃতি জড়িত।
জি। আচ্ছা, আচ্ছা।
হুম আ শুকনো মরিচ এবং জলভাত।
<chuckles> আচ্ছা, আচ্ছা।
উম সাথে একটু পেঁয়াজ এবং যদি ডিম ভাজা হয়; তাহলে আরো একটু <chuckles> বেশি ভালো লাগে। তো আমার মনে আছে ছোটবেলায় উম যখন স্কুলে যেতাম। আ তখন মনে হয় 5-6 এ যখন পড়ি; তখন উম সকালবেলায় এরকম আ মা খেতে দিতে চাইতেন না এবং আ বলতাম জোর করেই বলতাম যে, "জলভাত খেয়ে যাবো" এবং অনেক সময় হতো কি যে, জলভাত খেতে দিত না। তখন করতাম কি, গরম ভাতেই জল ঢেলে দিয়ে সেটাতে আপনার আ শুকনা মরিচ এবং ওটা কিন্তু উম আগুনে পোড়ানো। আ তেলে ভাজা না।
হুম। জি। হুম, হুম। জি। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা।
সেই খাবারটা আমার এখনো খুব আ মানে মনে আছে। একটা স্মৃতিময় খাবার বলতে পারেন এবং এখনো আমি মাঝে মধ্যে খাই।
আচ্ছা, চমৎকার। আচ্ছা এটাকে না আসলে আমাদের যে বা বাংলাদেশ; বাংলাদেশে কিন্তু পান্তা-ভাত বলে থাকে। আপনি জানেন কিনা, জানি না। এটা পান্তা-ভাত হিসেবে আমার দেশে আ খুবই প্রচলিত খাবার এবং আ বিশেষ করে গরমের দিনে এই খাবারটা আসলে বাংলাদেশের অনেক মানুষই খেয়ে থাকে যে, আ ধরেন রাতে অনেকটা এক্সট্রা ভাত রইলো; সেটাকে জল দিয়ে রাখে এবং পরবর্তীতে ওটার সাথে পেঁয়াজ, মরিচ দিয়ে এটাকে আসলে একটা ট্রেন্ডি খাবার বলতে পারেন বাংলাদেশে। তবে আমার যদি কথা বলি, আমার একটা খাবারের সাথে শৈশব খুব প্রচন্ডভাবে জড়িয়ে আছে সেটা হচ্ছে ফুচকা। আ এটা এই স খাবারটার তো নাম আপনি শুনেছেন না?
হুম, হুম। জি। হুম। আন জি। হুম ঠিক। হুম। হ্যাঁ।
হ্যাঁ। তো আ যেটা বলছিলাম। এই খাবারটার সাথে আমার শৈশবটা জড়িয়ে আছে। কিভাবে? আ সেটা হচ্ছে যখন আমি কিন্ডারগার্ডেনে যেতাম বা স্কুলে যেতাম। আমি সাধারণত আমার দিদার সাথেই যেতাম। তিনি আমাকে স্কুলে নিয়ে, নিয়ে আনার দায়িত্বে ছিলেন। তো তার কাছে কিন্তু আমি প্রত্যেকদিন বায়না করতাম। যে, "আমাকে আজকে ফুচকা কিনে দিতেই হবে এবং যদি ফুচকা কিনে না দাও তাহলে কিন্তু আমি বাসায় যাব না।" এই যে এই খুনসুটিময় দিনগুলো আমি যতবারই এখন আসলে বড় হয়েছি। এখন চাইলে হয়তো নিজের টাকা দিয়ে বা নিজের স্বাধীনতার মতো ফুচকা খেতে পারি। কিন্তু সেই যে পুরাতন দিনের ৫ টাকা ফুচকার জন্য দিদার কাছে যে এত, এত বায়না। মানে সেই দিনগুলো বারবার ফিরে আসে। যতবারই না ওই ফুচকার দোকানের সামনে যাই এবং আ সেই যে শৈশবের একটা স্বর্ণ খচিত দিনগুলি সেগুলি আমাকে মনে করিয়ে দেয় সত্যি কথা বলতে যতবার ফুচকার কাছে যাই বা আ যখনই এখন ফুচকা খাই। তো আ যেহেতু খাবার নিয়ে কথা হচ্ছিল, সেই হিসেবেই আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই। যে আ আপনি কি কখনো কোনো বিশেষ মোমেন্টে কোন খাবার খেয়ে আ খেয়েছেন যেটা এখন আপনার মনে পড়ে? সেটা কি কোনো বিশেষ মানুষ বা ঘটনার সাথে সম্পৃক্ত ছিল কিনা? সেটা যদি একটু বলতেন।
আন জ্বি। হুম। আচ্ছা। <chuckles> হু। জ্বি। হুম। উ-জ্বি। জ্বী। হু। উম-জি। হুম। আ হ্যাঁ, আমার মনে আছে আমি যতবার দাদু বাড়িতে আসতাম। আ আমার দিদার হাতে আ আপনি হয়তো খেয়েছেন যে আলু বেগুন ভাজা। যদিও খাবারটা খুবই আ সাধারণ একটা খাবার। কিন্তু আমার দিদার হাতে আলু বেগুন ভাজাটা অতুলনীয় লাগত। এবং আমি আসলে ২ প্লেট ভাত খেয়ে ফেলতে পারতাম। সেই আলু বেগুন ভাজা দিয়ে। তো আমি যখনই আসলে দিদার বাড়িতে থাকতাম, আমি আমার দিদার কাছে প্রতিদিন আবদার করতাম। যে, "তুমি আলু বেগুন ভাজা বানাবা। আমি ওটা দিয়েই শুধু ভাত খাবো।" এবং এটা নিয়ে সবাই রীতিমত একটু হাসাহাসি করত। আ যে প্রতিদিন আমার জন্য আলু বেগুন ভাজা করা হচ্ছে। যত তরকারি থাকুক না কেন? মানে দিদার কাছে হয় না যে অনেক সময় একটা আবদার থাকে। আপনি যেমন ফুচকার আবদার করতেন
জ্বী। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, জি। হু। চমৎকার! আচ্ছা। হু। আচ্ছা, আচ্ছা হুম। হু। চমৎকার! হু, হু। আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম। জ্বি, জ্বি, হু।
তো আমি এরকম এটা আবদার করতাম এবং খুব ভালো লাগতো। যদিও দিদা এখন আর নেই। আ সেই আলু বেগুন ভাজার আবদারটা এখন আর করা হয় না। কারণ আমার কাছে মনে হতো যে আমার দিদাই শুধুমাত্র আ পৃথিবীর সবচাইতে ভালো আলু বেগুন ভাজা করে।
আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। বেশ আ মজাদার কথা বললেন এবং আ খুব সুন্দর লাগলো আসলে আপনার কথাটা শুনে। যে আলু এবং বেগুনের ভাজি। হয়তো শুনতে বেশ সাধারণ লাগতে পারে। কিন্তু ওই পরিবারের কাছের মানুষদের হাতের স্পর্শে কিন্তু ওই সাধারণ খাবারটাই একদম অসাধারণ হয়ে যায়। তো আপনার কথা শুনে কিন্তু আমারও একটা বিশেষ মুহূর্তের কথা মনে পড়লো। সেটা হচ্ছে আ আমি চট্টগ্রামে যা ঘুরতে গিয়েছিলাম। আমার মায়ের সাথে গত বছরে। সেটা হচ্ছে আ চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত ছিল। তো যেহেতু চট্টগ্রাম গিয়েছি। সেখানকার মানুষদের একটা খাবার প্রচন্ড ভালো লেগেছিল। সেটা সেই ঘটনার সাথে খুবই ভালো মতো সম্পৃক্ত বলতে পারেন। সেটা হচ্ছে শুটকি ভর্তা। মানে আ শুটকি ভর্তা আগেও খাওয়া হয়েছে, ব আ যেহেতু বাঙালি শুটকির সাথে তো আ সম্পৃক্ততা সবসময়ই থাকবে। কিন্তু ওই যে চট্টগ্রামের বিশেষ যে শুটকি ভর্তা। সেটা কিন্তু মানে একদম মুখে লাগার মতো এবং উ মানে সেই খাবারটা আমার মায়ের এত ভালো লেগেছিল। সে কিন্তু ধরেন আ চট্টগ্রাম থেকে অনেকেই অনেক কিছু নিয়ে আসে বা কোথাও ঘুরতে গেলে। সে কিন্তু ৫ কেজি শুঁটকি নিয়ে এসেছিলো। মানে ঘটনাটা আসলে বেশ মজার বলতে পারেন এবং এছাড়া পরবর্তীতে সেই শুঁটকি দিয়ে যতবারই বাসায় রান্না হয়েছে। ততবারই কিন্তু এই চট্টগ্রামের যে সুন্দর দিনগুলো আমরা কাটিয়েছি। আ সেখানকার আ সেই দিনগুলো আবার চোখের সামনে ফুটে উঠেছে এবং আ বারবার মনে হয়েছে যে কবে আবার সেখানে যাব।
জ্বি। হুম। জ্বি। হুঁ। আচ্ছা। আন জ্বি। হু। আচ্ছা। <chuckles> জ্বী। জ্বি। আচ্ছা। হু। আচ্ছা, আচ্ছা। হু। আন জ্বি। জি। আসলেই এমনটা অনেক সময় হয় যে, আমরা যখন নতুন কোথাও যাই সেখানকার কিছু রেসিপি আমাদের খুব ভালো লেগে যায় এবং সেটা পরবর্তীতে আ খেতে খুব ইচ্ছে হয় বলেই কিন্তু আমরা এই যে এরকম কিনে নিয়ে আসি এবং আমার মনে আছে আমি ঠিক <clicks tongue> এই একই রকমভাবে আমি যখন যশোরে গিয়েছিলাম, উম ওখানে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে, সবার বাড়িতেই কমবেশি আ চুঁই ঝাল গাছ রয়েছে। তো আমি আসলে আমার যে, আত্মীয়র বাসায় গেছিলাম, উনাদেরও চুঁই ঝাল গাছ ছিল। তো, উম আমি বললাম যখন আ যে খেয়ে দেখতে চাই তখন ওনারা আমার জন্য নিজেদের বাড়ির আ বেশ পুরনো আ গাছ থেকে কেটে যখন খাসির মাংস দিয়ে আমাকে রান্না করে দিল। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল এবং মনে হচ্ছিল যে, এতদিন কেন আমি খাইনি? আ কেন আসলে <scoffs> এটা জানা ছিল যে, চুঁই ঝাল খুলনার খুবই বিখ্যাত কিন্তু খাওয়া হয়নি। তো পরে আমি কিন্তু খেয়ে সাথে করে আমার আ পরিবারের জন্য কিংবা ঢাকায় আমার যে, বান্ধবী রয়েছে ওর জন্য আমি নিয়ে আসছিলাম। আমার কাছে মনে হয় যে, ভালো ১ টা খাবার শুধু আমি একা খাবো। তেমনটা না। আমার প্রিয় মানুষগুলোকেও আমি তখন খাওয়াতে চাই।
হু, হু। জি, জি। হুম, হুম। ঠিক বলেছেন, জি, হুম। জি। আচ্ছা, আচ্ছা, হুম। হুম। জি, জি। আচ্ছা, আচ্ছা, হুম, বুঝতে পারলাম। আচ্ছা। <scoffs> হুম, হুম, ঠিক বলেছে। হুম। আচ্ছা, চমৎকার। হুম। জি। আচ্ছা এই আপনার এই চুঁই ঝালের কথা শুনে কিন্তু আমার আসলে এক বান্ধবীর কথা মনে পড়ল। আমি বিশ্ববিদ্যালয়ের জীবনে আ অনেক নতুন বলতে পারেন যেহেতু প্রথম বর্ষ অধ্যয়ন করছি। সেই হিসেবে আ তেমন কোনো বন্ধু-বান্ধব প্রথমে ছিল না। কিন্তু ধীরে, ধীরে, যখন আ বান্ধবী আমাদের সাথে মেশা শুরু করল তখন ১ জন কিন্তু এই চুঁই ঝালের কথা মেনশন করেছিল যে ওর বাসা খুলনার মানে ও খুলনার স্থানীয়। সেখানের এই খাবারটা নাকি খুবই বিখ্যাত। তো আমি আসলে ওকে বলে রেখেছি যে এবার যখন মানে খুলনায় ও যেহেতু এখন কুরবানির ঈদের ছুটি চলছে, আমরা সবাই আরকি যে যার বাসায় চলে গিয়েছি, পরবর্তীতে ওকে বলে দিয়েছি যখন আবার ক্যাম্পাস খুলবে তখন যেন আমার জন্য চুঁই ঝাল নিয়ে আসে। এরপরে যদি আবার কখনো আপনার সাথে কথা হয়। আমি কিন্তু এই যে চুঁই ঝালের কথা বললেন এটা খেয়ে কিন্তু আবার আপনাকে রিভিউ দিব যে আমার কেমন লেগেছিল।
আ জ্বি। আ জ্বি। আ জ্বি। আ জ্বি। হুম। আ জ্বী। আ জ্বি। হুম। জ্বী। <chuckles> আশা করি খুব ভালো লাগবে। এবং আমি আপনাকে এ বিষয়ে একটা <swallows> টিপস দিতে চাই। যেটা হচ্ছে আপনি আ রান্না করার মানে যেভাবেই রান্না করবেন, নরমালি রান্না করেন, যতটুকু ঝাল, যতটুকু মশলা ব্যবহার করেন, সবটাই তাই করবেন। এবং চুঁই ঝালটা যখন আপনি ছোট, ছোট, করে কেটে দিবেন, আপনি চেষ্টা করবেন যে ভাতের সাথে মাখায়ে উম! ওইটাকে ডাঁটার মতো চাপিয়ে খা মানে চাবিয়ে, চাবিয়ে, খাওয়ার জন্য। অনেকে যেটা করে যে চুষে ফেলে দেয় আ সেটার ভেতরে যেই আ আসল মজাটা সেটা কিন্তু অনেকে পায় না। এবং উম! প্রথমেই কিন্তু যখন আমি খেতে বসেছিলাম আমি কিন্তু এক একই কাজ করছিলাম। মানে চুষে ফেলে দিচ্ছিলাম। হালকা একটু ঝাল লাগছিল। আমার কাছে প্রথম দিকে মনে হচ্ছিল যে আ এইটুকুনিই ঝালের জন্য এটা এত বিখ্যাত এবং মানুষ এত আহামরিভাবে খায়?
জ্বী। হু, হু। অবশ্যই। জ্বি। হু, হু, হু, হু। জ্বি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। হু। হুম, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু। আচ্ছা। হু, হু।
পরে আমার সেই আত্মীয় যখন আমাকে বলল যে, এটা তো এভাবে খায় না। আ দেখিয়ে দিল। তখন উম খাওয়ার পরে যে, একটা ডা খাবারের নিজস্ব একটা গুণ, নিজস্ব একটা স্বাদ। সেটা আপনি তখন আসলে পাবেন।
আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, ধন্যবাদ আপু। আমি যখন চুঁই ঝাল খাবো আমি অবশ্যই আপনার টিপস মাথায় রাখব। অসংখ্য ধন্যবাদ টিপস দেওয়ার জন্য এবং যেহেতু খাবার নিয়ে কথা হচ্ছিল। আরেকটা খাবার কিন্তু আসলে আমার আ মানে মনে পড়লো হুট করেই। সেটা হচ্ছে আ ১ম এ আমার বিশ্ববিদ্যালয় ছিল হচ্ছে, আম কুষ্টিয়ার দিকে। আপনি গিয়েছেন কি না জানি না। তো কুষ্টিয়ার যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ছিল। পরবর্তীতে আসলে আমি আ বর্তমানে যে বিশ্ববিদ্যালয়ে আসছি সেখানে শিফট করি। তো সেই বিশ্ববিদ্যালয়ে যখন আ ১ম এ ভর্তি হতে গিয়েছিলাম, সেখানে ১ টা খাবার খুবই দেখলাম যে, অনেকেই খাচ্ছে। সেটা হচ্ছে একদম মাংসটাকে কষিয়ে সেটার সাথে ধোঁয়া ওঠা গরম ভাত। মানে আমি আপনাকে বলছি আমার মুখে আসলে জল চলে এসেছে। কারণ উম এত মজার ছিল খাবারটা। আর আমি বলি আ পরিবেশনটা ওরা একদম যখন ধরেন, মাটির হাঁড়িতে ভাত রান্না করছে, মাটির বাসন-কোসনে ঐ তরকারিটা রান্না করছে তো। তো মাটির যে একটা গন্ধ লেগেছিল খাবারে, সেটা পরবর্তীতে যখন খাই আসলে আমার এত্ত চমৎকার লেগেছিল যে, আমি আসলে আপনাকে কি বলবো আমি বোঝাতেই পারবো না। তো আপনার সাথেও কি এমন হয়েছে যে, বিশেষ কোন স্থানে যখন আপনি ভ্রমণ করতে গেছেন সেখানকার কোন খাবার আপনার খুব ভালো লেগেছে?
<chuckles> জি। আ জি। হুঁ। জি। আচ্ছা। আচ্ছা। <chuckles> হুম। জি। আন জি। হুম। জি। হুম। আ বিশেষ স্থানের খাবারের কথা যদি বলি, তাহলে আমি বলবো যে, সাজেকের সেই আ বাশ-কোড়লের সবজি। আর ব্যাম্বো চিকেন। এই ২ টা আমার কাছে খুব ভালো লেগেছিল। আ এবং ওইটা আমার এ্যা জীবনের ১ম ভ্রমণ ছিল। এবং কোনো অঞ্চলের খাবার যদি বলি যে শুরু করেছিলাম, সেটা আমি আ সাজেকের ওখানেই শুরু করেছিলাম। তো খুব মানে ভালো লেগেছিল আমার।
হুম, হুম। আচ্ছা, আচ্ছা, হুম। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম ভালো লাগার মতোই কিন্তু। আ বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, সেখানকার আ মানুষদের রান্না করা খাবারের প্রতি কিন্তু একটা আল আলাদা আকর্ষণ থাকে; যে আ সবসময় তো আমরা নিজস্ব পদ্ধতিতে খাবার খেয়েই অভ্যস্ত যে, তাদের খাবারটা আসলে কেমন লাগে? তো আ এই বিষয়ে যদি আমি আপনাকে একটা বিষয়ে প্রশ্ন করতাম যে, আপনার পরিবারের তো অনেকের পরিবারের কিছু নিজস্ব রেসিপি থাকে; তো আ কোনো নির্দিষ্ট রেসিপি কি আপনার কাছে অনেক অর্থবহুল এবং কীভাবে সেটা তৈরী হয়? সেটা যদি একটু বলতেন।
হুম, জি। হুম। হুম, জি। হুম, জি। উম জি। আ আমার পরিবারে <chuckles> আসলে অনেকগুলো রেসিপি রয়েছে। আ আপনি শুটকি ভর্তার কথা বলছিলেন। আমি ভাবছিলাম যে মানে, এটা আমার কাছে খুব ভালো লাগে। যে, উম কেউ যদি শুঁটকি পছন্দ করে, তখন মনে হয় যে আমার পছন্দের জিনিসটা কেউ পছন্দ করছে। তো ওইটা ভেবে খুব ভালো লাগে। তো আমার পরিবারে আসলে এই শুটকির যে রান্নাটা, এটা বিশেষ আ উম তরকারি দিয়ে আ কিংবা উম হয় না যে, প্রাকৃতিক অনেক গাছপালা থাকে। যেমন আপনি নাম শুনেছেন কিনা আমি জানি না। আমাদের এখানে বলে যে শিয়ালমতির আ ডাটা।
আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। জি। জি, জি। হুম, হুম, হুম। আচ্ছা, না আপু শুনিনি এটার নাম। নতুন শুনলাম আরকি।
আন জি। এটা হচ্ছে আ প্রকৃতিগতভাবেই হয়। মানে এটা চাষ কেউ করে না। বলতে পারেন যে, জংলার মতন জায়গায় এটা জন্মায়। আ ঐটা দিয়ে, শুটকি দিয়ে আ এক ধরনের তরকারি করা হয়। ওটা উম আমার পরিবারের কিংবা দিদার করা হয়তো রেসিপি কিংবা অঞ্চলের রেসিপি হতে পারে। অনেক বছর ধরে খাচ্ছি এবং আরো একটা রেসিপি যদি আপনাকে বলি, আপনি আ শাপলা যখন হয় বিলে, তখন একটা আ ওটাকে আমরা ডোগা বলি। যেমন যে হয় না যে, লাউয়ের ডোগা আ তারপরে
আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ, সিওর। হুম, হুম, হুম। আচ্ছা শাপলার ডোগা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপু হ্যাঁ, আমি খেয়েছি শাপলার যে আমার পরিবারে কিন্তু প্রায়ই রান্না করা হয়। শাপলা কেটে, কেটে ওটা ভাজি করে, আবার শাপলার বড়া রান্না করে হ্যাঁ তারপর বলুন।
জি। হুম আ মানে শাপলার সাথে ওইটা হয়। ওইটা একটা জলজ উদ্ভিদ যেটাকে আমরা মলচার ডোগা বলি। আ ঐটা আ ঐটা হচ্ছে ঐটা দিয়ে, আ শুটকি দিয়ে, ভাতের মাড় দিয়ে একটা শুঁটকি তরকারি রান্না করা হয়। মানে এটা শুধুমাত্র আপনি শাপলার সিজন এই পাবেন। কারণ ওই নতুন পানি আসলে তখনই শুধুমাত্র হয়। এবং এটা কখনো চাষ হয় না। এটা প্রকৃতি থেকেই হয়। তো ঐটা আমার কাছে আসলে খুবই মজা লাগে এবং হ্যাঁ আমাদের পরিবারের একটা রেসিপি।
হুম, হুম। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। চমৎ আচ্ছা, আচ্ছা। আচ্ছা, অনেক সুন্দর লাগলো আসলে রেসিপিটা শুনে। আমার পরিবারেও কিন্তু এরকম একটা রেসিপি আছে। যেহেতু শাপলার কথা বললেন, এটা নিয়ে আসলে মনে পড়ে গেল। যখন ছোট ছিলাম আসলে দিদা এখন একটু বুড়ো হয়ে গেছেন তো, তিনি পারেন না একটু আমাদের একটু ভালো মন্দ রান্না করতে। কিন্তু যখন তিনি একটু ইয়াং ছিলেন, তখন কিন্তু ওই শাপলার যে ডগার কথা বলছিলাম সেটা উনি কেটে, কেটে করতেন কি? একটা আ মানে ভেওয়া তো দেখেছেন? ভেওয়ার সাইড এ একটা শেপ তৈরি করতেন যেখানে ওই ডগা গুলো ১ টার সাথে আরেকটা হচ্ছে শলার মাধ্যমে আ যুক্ত থাকত। সেটাতে উনি ওই যে বেসন দিয়ে ডুবিয়ে তারপরে কড়া তেলে ভাজতেন। এটার নাম হচ্ছিল ভেওয়া। সেই ভেওয়া খাই না বলতে গেলে অনেকটা বছর হয়ে গেল, কিন্তু এটা আসলে আমাদের আ পরিবারের বেশ ঐতিহ্যগত একটা খাবার এবং যতবারই চাপটার সিজন আসে, ততবারই কিন্তু এই খাবার কথাটা আসলে মনে পড়ে যায়। তো আসলে আজকে আপনার সাথে কোনো খাবার আমাদের মনে বিশেষ কি, কি স্মৃতির জায়গায়, সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলাপ আলোচনা হলো এবং অ অনেক গুরুত্বপূর্ণ এবং মজার তথ্য জানলাম আপনার কাছ থেকে। আশা করছি ভবিষ্যতে আবারো কোনো ১ দিন আপনার সাথে কথা হবে। ততদিন পর্যন্ত আপনি ভালো থাকবেন আপু।
জি। জি। হুম। হুম, জি। হু, হু, হুম। জি। আ জি। হুম। আ জি। জি। হুম, হুম। আ জি, আসলেই। আ জি। জি, আপনার সাথেও গল্প করে খুবই ভালো লাগলো। আপনার ভেওয়ার কথা শুনতে পেরে খুবই ভালো লাগলো। মনে পড়ল যে খেতে হবে। তো আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা আপনার জন্য। শুভরাত্রি।
<chuckles> আচ্ছা, আচ্ছা।